হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় কি জানেন? মানে এই যে যখন মানসিক চাপটা অনেক বেড়ে যায় তখন পছন্দের কোন কাজ করলে মানসিক চাপ কিন্তু অনেক কমে যায়। তো আপনার যদি মনে হয় যে না আপনার ব্যায়াম করতে ভালো লাগে না, তাহলে কিন্তু আপনার যদি নাচতে ভালো লাগে আপনি কিন্তু আপনার পছন্দের যেকোনো একটা গান শুনে নাচতে পারেন। আমি মনে করি যে এই যে নাচানাচিতেও কিন্তু যে আপনার কিন্তু ২ টা কাজ হচ্ছে, শারীরিক একটা activities ও হচ্ছে, মনটাও একদম ভালো হয়ে যায় কিন্তু। বিশেষ করে যে আমাদের Bollywood এর যে গানগুলো আছে একদম mood uplifting কিন্তু।
উম হুম। উম হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। উম হুম। <giggles> বা ওয়া এটা তো আপনি খুবই হুম। এটা মানে যেটা আপনি বললেন উম হুম। ওহ! Bollywood, এক্কেবারে, এক্কেবারে। এটা আপনি পুরো হচ্ছে মানে out of the box বলে না? ওরকম কিন্তু দারুণ একটা বুদ্ধি আসলে দিলেন।
<chuckles> উম হুম।